হ্যালো।
হ্যালো।
হাই, কেমন আছেন?
আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, শুভ সকাল। আপনি কেমন আছেন?
আমিও ভালোই আছি। এই তো, আজকে আসলে আমি আসলে অ সারাদিন বাসায় থাকি, তো আজকের দিনটা ঠান্ডাও আছে, খুব গরম লাগতেছে না যেরকম গো গরম গেলো। বাসায় থেকে আরকি একটু, একটু পড়াশোনা করলাম আরকি অনলাইনেই এখন পড়া যেহেতু সুযোগ আছে বাসায় থেকেই চাকরির প্রিপারেশন নিচ্ছিলাম এই তো। আপনার কি খবর?
হ্যাঁ, ইনসাললাত হুম। হুম। ও সারাদিন গেলো। ভালোই কাটলো। সকাল থেকে বৃষ্টি।
হুম।
আছি, ভালো আছি সব মিলে।
ওকে, আর আ চাকরি-বাকরি করতেছেন না এখনো পড়াশোনাই করতেছেন?
উম পড়াশোনা শেষ। অ্যা নিজের একটি ছোট ব্যবসা আছে ওইটাতেই।
আচ্ছা, আচ্ছা। আমি হলো আজকে ভাবতেছিলাম এই যে, অনলাইনে বসে, বসে যে ক্লাস করতেছি, তো এইটা আসলে আমার জন্য কতটা ইফেক্টিভ কিনা? তো সেক্ষেত্রে মনে হল যে না আমি আসলে বাসায় বসে নিজের একটা পরিবেশ তৈরি করে আ আমার ঠিক যেই যাতায়াতের যেই সময়টা লাগতো ওইটা আসলে বেঁচে যাচ্ছে, আমি বাসায় বসেই পড়তে পারতেছি। তো আমার কাছে বেশ ভালোই লাগতেছিল যে না এরকম একটা সুযোগ পেয়ে বেশ সুবিধাই হইছে। আপনার কাছে কি মনে হয় অন অনলাইন শিক্ষার যেই সুবিধা
হুম। হুম। হুম। হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। হুম। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। অনলাইন শিক্ষার বেশ কিছু উল্লেখযোগ্য সুবিধা আছে। যা আপনার ধরেন যে ঐতিহ্যগত শিক্ষা ব্যবস্থার তুলনায় একে অনেক বেশি আকর্ষণীয় করেছে। অ্যা স অনেক কয়েকগুলোই কয়েকটা সুবিধা আছে। তার মধ্যে হচ্ছে সুবিধাজনক স্থান, কালের সীমাবদ্ধতা। অ্যা ধরেন যে
হুম। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ যেকোনো জায়গায় বসেই আমি হল, ধরেন ঢাকার কোন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমি থাকি একদম গ্রামে বসে কিন্তু আমার একটা নেট কানেকশন থাকলেই আমি মোটামুটি ওই হল যে ইনস্টিটিউট এর সাথে পরিচিত হতে পারতেছি। এবং যেকোন ধরনের কোর্স আমার কিছু শিখতে ইচ্ছা হচ্ছে প্রোগ্রামিং হোক বা অন্য কোনো সেক্টরের কাজ হোক আমি আসলে বাসায় বসেই এখন শিখতে পারি আমার তার জন্য মুভ করা লাগে না। তো যাতায়াত যেমন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার, যাওয়ার যেই স অসুবিধাটা ছিল সেটা যেমন নাই সেরকম হলেও অ ধরেন আমি ঢাকাতেই হয়তো থাকি। তো ঢাকা থেকেই যদি ওই ইনস্টিটিউটে যাতায়াত করতাম সেক্ষেত্রে আমার হয়তো ১-১.৫ ঘন্টা চলে যেত। এই টাইমটাও আমার বেঁচে যাচ্ছে, তো আমার কাছে মনে হয়েছে এটা বেশ আরকি অ অনলাইন শিক্ষা ব্যবস্থাটা আমাদের জন্য আর কি যারা শি শিক্ষার্থীরা আছে তাদের জন্য বেশ ভালো হয়েছে এবং শিক্ষকদের জন্যও বলা যায় যে একরকম বেশ ভালোই। আপনার অ তাদেরও সেম, তারা বাসায় বসেই ক্লাস নিতে পারতেছে কিংবা আম অন্য একটা যেমন আপনি বললেন আপনি ব্যবসা করেন সাথে আপনার মনে হল যে, না আপনি অনলাইনেও কোনো একটা পড়াশোনার রিলেটেড কিছু একটা ইনস্টিটিউট দিলেন বা শিখাইতে চাইলেন, আপনি হল বসে শিখাইতে পারলেন। যেমন আমার এক ভাই আছে সে বাসায় বসেই আ টিউশনি করায়, অনলাইনে।
হ্যাঁ। হুম। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। হুম। হুম। হুম। হুম। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। হ্যাঁ। হুম। হুম। হুম। ও।
হ্যাঁ। তো আ সে বলল যে এটা তার জন্য বেশ সুবিধাই হচ্ছে কারণ ওই যে টিউশনিতে তে যে যাওয়া আসা কিংবা একটা খরচ হইতো ওইগুলো সবই বেঁচে যাচ্ছে মোটামুটি তার জন্য।
হুম। হ্যাঁ অবশ্যই। আ একদিকে ধরেন যে আপনার অনলাইন শিক্ষা যে, যেটা হচ্ছে আপনার ব্যক্তিগত যে শিক্ষাটা আছে এটাও হইল বৃদ্ধি পাচ্ছে। অ্যা আপনার ধরেন যে আপনি চাহিদা মাফিক শিখতে পারতেছেন। অ্যাপ হ্যাঁ অনলাইন থেকে বিভিন্ন প্লাটফর্ম এ আপডেটিং লার্নিং করা যায়। আজ তারপর হচ্ছে আ কি বিষয়ের উ শিখতে চাচ্ছেন সেটার বিষয়ে বেশি, বেশি আ গবেষণা করা যায়, পর্যবেক্ষণ করা যায় শেখার আগ্রহটা বে বৃদ্ধি পায় দিকে
হু, হু। হুম। হু, হু। হ্যাঁ, যেকোনো সেক্টরই আমি আসলে খুঁজে নিতে পাচ্ছি। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। বা আরও আমি অনেক কিছু জানতে পারছি যে হলো অনলাইনে কীভাবে, কি শেখা যায় কিন্তু কিছু অসুবিধা আমি আসলে আ আসলে ও ফেস করছি যেমন লকডাউনের সময় আমাদের ভার্সিটি যখন বন্ধ ছিল তো আমরা এক ক্লাসে অনেকজন স্টুডেন্ট ছিলাম ১০০ জন মতো স্টুডেন্ট ছিলাম। তো ক্লাসে যেই এনগেজমেন্টটা ছিল স্যাররা হলো একদম লাস্ট বেঞ্চ অবধি যে এনগেজটা করতে পারতো, অনলাইনে না এতই স্টুডেন্ট থাকলে সামলাইতে পারে না। তো যার জন্য যেতে হয় বা আমরা এমন সময় হইছি যে আমরা জাস্ট ক্যামেরা অফ কইরা হল উম আর মাইক্রোফোন তো অফ থাকেই। ক্যামেরাটা অফ করে ফোনটা রেখে দিছি কিংবা ডিভাইসটা রেখে দিছি দিয়ে ক্লাস করতেছি না জাস্ট। কারণ এত তদারকি তো স্যার করতে পারতেছে না এত বেশি স্টুডেন্ট সামলানো। তো ফাঁকি ফাঁকি পড়ে যায় অনেক ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে পরীক্ষা নিতে নেওয়ার সময় অনেক সময় সমস্যা হয়। যে আসলে টাইম একটা মেইনটেইন করে দেয় হয়তো টাইম একটা থাকে কিন্তু ওইটা অনুযায়ী হয় না। আ যার জন্য আমরা আসলে আ কাজটা ঠিক মানে ও ওই অনলাইন এ যে কাজ করবো, হ্যাঁ, অনলাইন এ যে কাজ করতেছি। আ মানে শিখতে চাচ্ছি কিন্তু ফাঁকি দেওয়ারও সুযোগ আছে যদি না চাই। অ অনেকের ক্ষেত্রে আমাদের বাবা-মারা আসলে চায় যে হলো ও ও পো মানে এই জায়গাটায় পড়ুক বা পড়াশোনা করুক। তো আমরা তো বাচ্চারা আসলে মনে করি একটু ফাঁকি দিতে পারলেই ভালো হইতো ফাঁকির ব্যবস্থাটা আসলে বেশি থাকে। <smacks lips> আরেকটা অসুবিধা হলো, এই যে ইনস্টিটিউট এ যাওয়া বা বের হওয়া যে সোশ্যাল এনগেজমেন্ট এর মধ্যে যাওয়া ওইটা আসলে হয়ে ওঠে না তো মাঝে, মাঝে বেশ মন খারাপ লাগে। হ্যাঁ, যে একটা জায়গায় গেলাম ক্লাস শেষে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি ওই যে ব্যাপারটা ওইটা অনেক মিস করি।
হ্যাঁ। হুম। হুম। আ ও। হুম। হুম হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ সেটা তো অবশ্যই। হুম। হুম। সেভাবে উঠে না। <smacks lips> হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই। হুম। <chuckles> হ্যাঁ। হ্যাঁ, সেটা তো অবশ্যই। উম হ্যাঁ, আবার ধরেন যে অ্যা এটা, এটা ছাড়াও অনেক ধরনের সমস্যা আছে। যেমন ধরেন প্রযুক্তিগত সমস্যা, এর মধ্যে ইন্টারনেট সংযোগের সমস্যা। অনলাইন ক্লাস অথবা পড়াশোনার জন্য যে একটা স্থির ইন্টারনেট সংযোগ দরকার। হ্যাঁ, অ্যা সেটা হয় না। আ ধরেন যে বিভিন্ন লেকচার ঝাকুনি দিয়ে দেখা, অডিও ছিটকে যাওয়া, ফাইল ডাউনলোড করতে সময় লাগা। এইসব ক্ষেত্রে আরকি অনেকটা প্রভাব ফেলে। আবার ধরেন যে উপকরণ সমস্যা। অনলাইনে ক্লাস করতে চাচ্ছি কিন্তু ল্যাপটপ, মোবাইল, ট্যাবলেট ইত্যাদি ডিভাইস আছে কিংবা ত্রুটি, ব্যাটারি শেষ হয়ে গেছে, চার্জারের সমস্যা। হ্যাঁ এইগুলা ক্ষেত্রেও অনেক সমস্যা হয়। আবার
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ সবার আসলে সবাই আসলে ইফ ইফোর্ট এতোটাও করতে পারে না। হুম, হুম সেটা বলা যায়। উ হুম। হ্যাঁ ত্রুটি হইছে। হ্যাঁ সমস্যা হচ্ছে। হ্যাঁ। তো হ্যাঁ আবার আবার একটা সুবিধা হলো মানে অসুবিধা এটার এটার একটা অ সুবিধা আছে সেটা হলো অনলাইন ক্লাসটা না রেকর্ড করে রাখা যায়। তো অনেক ক্ষেত্রে আপনি যদি ওই অ ওখানে ওই ইনস্টিটিউট এ পড়তেছেন তো আপনি গ্রুপ খুলে রাখে তো মানে সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট বা WhatsApp এনগেজমেন্ট থাকে। তো সব মিলিয়ে আপনি আপডেট গুলো জানেন যে আজকে এই ক্লাসটা হবে। যদি বাই এনি চান্স আমি মিস করে ফেলি তো আমি হয়তো রেকর্ড ক্লাসটা পেতে পারি হয়তো ওই এনগেজমেন্টের মধ্যে যাওয়া যায় না যে ক্লাসের যে টিচার-ছাত্র যে এনগেজমেন্টটা থাকে ওটা থাকে না কিন্তু পোষায় নেওয়ার মতো একটা অবস্থা থাকে, যেটা আসলে সরাসরি ধরেন আমি অসুস্থ, আমি যেতে পারতেছি না ক্লাসে, তো আমার একটা ক্লাস টোটালি মিস হয়ে যায় এই এই ক্ষেত্রে যখন অফলাইনে ক্লাস করি। তো আমার মনে হয় ভবিষ্যতের দিনগুলো আসলে অম আমাদের এইস স্কুল কলেজের যে শিক্ষাটা আছে না এটাকে অনেকখানি বদলিয়ে দিতে পারে বলতে অবশ্যই দরকার আছে। আপনার এখন ডিজিটাল সময় আসছে এখন প্রেজেন্টেশন দিয়ে স্যাররা ক্লাস করায় কিংবা আমরা ডিজিটালি ক্লাস করি। তো ওই ওইটা ইনস্টিটিউট ভিত্তিক ওটা থাকবেই কিন্তু এর বাইরে আপনি যখন এক্সট্রা কোনো স্কিল ডেভেলপ করতে চাবেন সেই ক্ষেত্রে না আপনি অনেক বেশি সুযোগ পাবেন এবং আমাদের মনে হয়, আমাদের স্কিল ডেভেলপমেন্টের সুযোগ অনেক বেড়ে গেছে টেকনোলজি আসার পরে।
হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ। ও। হুম। হুম। হুম। হুম। হ্যাঁ সেটা তো অবশ্যই। আপনার এব এগুলার মধ্যে আবার আবারও কিছু অসুবিধা দেখা যাচ্ছে। যেটা হচ্ছে আপনার অনলাইন যে পরিবেশের অভাব। অনলাইনে পড়াশোনা করার সময় লাইব্রেরি অথবা
হু, হুম। হ্যাঁ।
ক্লাসে যেটা করবেন সেখানে শান্ত ই পরিবেশ পাওয়া খুব কঠিন। উম বাড়িতে শব্দ ব্যক্তিগত বিভ্রান্তি, পরিবারের সদ সদস্যদের কথাবার্তা অ্যা এসব মিলাইয়া একটা সমস্যার সৃষ্টি হয়। তারপর ধরেন যে হ্যাঁ।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ একটা পরিবেশ লাগে না। শিক্ষার মতো একটা পরিবেশ থাকে না।
অ্যাদ যোগাযোগের অভাবও কিন্তু দেখা যায়। শিক্ষক-সহপাঠীদের সাথে সরাসরি যোগাগেসসি যোগাযোগের সীমাবদ্ধতা কিন্তু অনেক। অনলাইন এ পড়াশোনা <scoffs> এটা একটা বড় সমস্যা। প্রশ্ন জিজ্ঞেস করতে, সন্দেহ দূর করতে। তারপর হ্যাঁ। সহপাঠীদের সাথে আলোচনা করতে অসুবিধা।
হুম। হুম, হুম। হ্যাঁ সেটা আমার হ্যাঁ এটাই বলতেছিলাম আপনারে এইযে তথাগত হ্যাঁ, হ্যাঁ। তথাগত যেই শিক্ষা পদ্ধতিটা আছে না যে আমরা আমরা যেই হলো মানে যে প্রচলিত পদ্ধতিতে পড়াশোনা করি এইটার আসলে মোডিফিকেশন হইছে টেকনোলজি আসছে বলে। কিন্তু ওই যে ক্লাসে যেয়ে একটা শিক্ষকের ক্লাস করা বা সহপাঠীদের সাথে একসাথে গ্রুপ স্টাডি করা, লাইব্রেরিতে পড়তে যাওয়া ওগুলো অবশ্যই খুবই দরকার আছে। আ এবং হ্যাঁ ওটার বিকল্প আমি মনে করি না যে অনলাইন আসলে হওয়া উচিতও। কিন্তু আপনি যখন ধরেন এই যে হলো আ আমি চাকরি করতেছি সাথে আমি ভাবলাম যে আমি একটা স্কিল ডেভেলপমেন্ট করি যে একটু প্রোগ্রামিং শিখলাম কিংবা ১ টা যে কোনো কম্পিউটারে কোনো কাজ শিখলাম বা অন্য যে কোনো কোন টাইপের কোনো কোর্স করতে চাই, সেক্ষেত্রে আমার মনে হয় এক্ষেত্রে অনলাইনগুলোই ১ টা সিঙ্গেল বা ২ টা কিছু স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রামগুলো কয়েক মাসের প্রোগ্রাম, সেগুলো আমরা আসলে অনলাইন থেকে মোটামুটি সহজেই শিখতে পারি। এটা একটা খুব ভালো সুযোগ এনে দিছে আমাদের জন্য।
হুম। উম হ্যাঁ। হ্যাঁ অবশ্যই। হুম। হুম। হুম। হুম। হ্যাঁ অবশ্যই। এখন বর্তমানে অনেকাংশে দেখা যায় যে শিক্ষক-শিক্ষার্থী দুজনের জন্যেই অনলাইন শিক্ষাটা অ অনেকটাই কার্যকর।
হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আর এখন তো হল আপনার আ আ এম কিছু, দ কিছু ইয়া আছে যেমন সাইট আছে যেমন Youtube, Youtube এ আ অনেক, অনেক মানে ক্লাস আছে কারণ আমি একটা কিছু বুঝতেছি না, আমার এক্সট্রা টিউটর লাগতো। এখন আমি Youtube বা '10 Minute School' এর পেজটাতে একটু ঢুকেই দেখতে পারতেছি যে আচ্ছা এইটা তো আমি বুঝি না, এই অঙ্কটা আমি আ বা এই আ ক্যালকুলেশনটা আমি বুঝতেছিলাম না আমি এটা এখন এখান থেকে বুঝে নিচ্ছি তো আমাদের আসলে পড়াশোনাটা ওরকম সহজ হয়ে গেছে। যে আগে যেমন বসে থাকা লাগতো যে আমার চাচা কখনো আসবে তারপর আমি এই পড়াটা শিখতে পারবো তার আগে আমি শিখতে পারতেছি না বাচ্চাদের ক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ।
হুম। হুম। হুম। হুম। হ্যাঁ, অথবা শি অথবা শিক্ষকদের জন্য অপেক্ষা করা।
শিক্ষকদের জন্য অপেক্ষা করা যে টিচার আসলে আমাকে হয়তো শিখায় দেবে। কিংবা শিক্ষকদের কাছে যাওয়া একটা এক্সট্রা খরচ বাবা-মার জন্য টিউটর রাখা। তো ওই জিনিসগুলো অনেকাংশে আসলে যদি বাচ্চারা চায় যে আমি শিখতে বা উম কেউ যদি সদিচ্ছা রাখে যে আমি শিখতে চাই তাহলে অনেক, অনেক অপশন খোলা আছে তার জন্য এখন এখনকার সময়ে।
হুম। হুম। হ্যাঁ অবশ্যই। এন দেখা যাচ্ছে অনলাইন শিক্ষা শিক শিক্ষার্থীদের জন্য আ যে একটা কার্যকর আ সেটা কিন্তু একটা মানে সোজা-সাপটা উত্তর নেই। কারণ এটা বিভিন্ন ক্ষেত্রে শেখার বয়স, শেখার ধরণ, প্রযুক্তির সুবিধা, শিক্ষকের দক্ষতা এসবের উপর বিশেষ আ মানে
হুম। উম হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম, মানে
ক্ষেত্র বিশেষে, অনেক সময় দেখা যায় যে সীমাবদ্ধও থাকে আবার, সেটা আবার কার্যকারীও হয়।
আবার, আবার এখন না মানে, আপনি দেখবেন ২, ৩ বছর আগে মানে লকডাউনের ঠিক পর, পর। যেইভাবে আরকি অনলাইনে মূল মূলত তো অনলাইন শিক্ষা পদ্ধতিটা, এত বেশি আসলে প্রচার হইছে এই লকডাউনের মধ্যেই। কারণ, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছিলাম না বা পড়াশোনায় এনগেজড হতে পারছিলাম না। তখন আমরা এগুলো বেশি চেষ্টা করেছি। তো এখন দেখবেন, এখন না অনেক বেশি আ <smacks lips> গোছানো হয়ে গেছে অনলাইনও, আপনার হ্যাঁ, অনেক গুছায় ফেলছে, আপনার হল ঠিকঠাক ভাবে প্রত্যেকটা জিনিস। আপনি পরীক্ষা দিবেন? আপনার পরীক্ষার আলাদা আ অ সাইট আছে সেখানে গিয়ে আপনি পরীক্ষা দিতে পারতেছেন। এবং আপনি যাতে ফাঁকি না দিতে পারেন সেই অনুযায়ী টাইম টেবল মেইনটেন করা আছে। এরপরে হল আপনার আ ক্লাসগুলোও অনেক এনগেজিং হয়। ক্লাসে ধরেন খুব বেশি স্টুডেন্ট তারা রাখে না, ভাগ করে দিচ্ছে। টিচার সংখ্যা বাড়তেছে। তো, আ একটা কর্মসংস্থানও বাড়তেছে কিন্তু অনলাইন চ পদ্ধতি আর আমি যেকোনো জায়গায় বসে আসলে কাজ করতে পারতেছি। এই যে একটা কর্মসংস্থানও বাড়ায় দিচ্ছে মানুষের, আ এবং আ শি স্টুডেন্টরাও যেমন লাভবান হচ্ছে, শিক্ষকরাও লাভবান হচ্ছে।
হুম। হ্যাঁ। হুম। হ্যাঁ, অবশ্যই। হুম। হুম। হুম। হ্যাঁ, অবশ্যই। হুম। হ্যাঁ। অবশ্যই। আর দেখা যাচ্ছে যে, ভবিষ্যতে অনলাইন শিক্ষা কিন্তু একটা আমূল পরিবর্তন নিয়ে আসবে, আমাদের সবার জন্য।
হুম। হ্যাঁ। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে, আমাদের আসলে অনলাইন শিক্ষা পদ্ধতিটার জন্য কোনোভাবে আ কোনোভাবে ঘাটতি রেখে যাচ্ছে যে, আমরা আসলে আগের যে এরকম ভাবে উম অ পড়াশোনার প্রতি মনোযোগ থাকতো, বা ভালো লাগতো স্কুলে যাচ্ছি, স্কুল থেকে আসতেছি, বা বন্ধুবান্ধবের সাথে দেখা হল, কোথাও যেন একটা চাপ লাগতো না। মানে, মনে হত যে, না পড়াশোনাটা বেশি মজার লাগতেছে। এখন কি আপনার মনে হয় যে, এইটা আসলে আর এই মজাটা আর নাই?
উম হুম। অ্যা সেটা তো অবশ্যই। সেক্ষেত্রে তো থাকবেই। কারণ দেখা যাচ্ছে যে, আগামীর ভবিষ্যৎ হচ্ছে প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ। তাই, আপনার ধরেন যে, ভবিষ্যৎ যে অনলাইন শিক্ষাটা আছে, এটা স্কুল কলেজের শিক্ষাকে পুরোপুরি বদলে দিবে। অ্যা অনলাইন শিক্ষার দুনিয়ায় বিপ্লব এনেছে, এই ব্যাপারে কোন সন্দেহ নাই।
হু, হু। হুম। হুম। হ্যাঁ, বদলাবে তো বটেই! বদলানো নিয়ে তো কোনো প্রশ্ন করতেছি না। কিন্তু আমি ভাবতেছি, আমাদের জন্য, আমরা যারা স্টুডেন্ট আছি, যারা পড়তে চাই, আ এই যে স্কুলে যাইতাম বা কলেজে যাইতাম, যেই মজাটা লাগতো যে, আ সকালে উঠে রেডি হয়ে স্কুলে যাচ্ছি। ওই যে, ওই যে, আনন্দটা বা স্কুল থেকে ফিরতেছি সহপাঠীরা সবাই মিলে বা সহপাঠীদের সাথে খেলতেছি টিফিন টাইমটা কাটাচ্ছি, ওইটা না এখানে নাই। মানে, ওই যে আ ফিলিংসটা মানে এখানে হ্যাঁ, ঠিক আছে আমি ব্রেক পাচ্ছি, আমি আমার ফ্যামিলি র সাথে হয়তো কাটাচ্ছি। কিন্তু বাইরের দুনিয়াতে যাওয়া বা সোশ্যালাইজিং যে ব্যাপারটা, আমরা যে স্কুল কলেজ এ শুধু, শুধু পড়াশোনাই শিখি না। আরও অনেক কিছু শিখি। কীভাবে একটা ভালো মানুষ হইতে হয়, কীভাবে সোশ্যালাইজিং করতে হয়, তো অ কমিউনিটি উম হলো মেইনটেইন করা, এগুলোও তো শিখি আমরা। তো সেগুলোতে ঘাটতি পড়ে যাচ্ছে না অনেকখানি বাচ্চাদের জন্য? তো, তাদের পার্সোনালিটি গড়ে উঠতে তো, অনেক সমস্যা হচ্ছে।
হ্যাঁ। হুম। হুম। হুম। হুম। হুম। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। স হ্যাঁ। সেটা আপনি ঠিক বলছেন। এখানে ২ টা বিষয় করা যায়। এ যে মানে, সরাসরি স্কুল, পাশাপাশি অনলাইন। দুটাই চালু রাখলে হয়তো সুবিধা হতে পারে।
হু, হুম। হ্যাঁ, হ্যাঁ। যখন যেটা প্রয়োজন, সেই অনুযায়ী আরকি আ ডিসিশন নেওয়া যে হলো আ কু কাদের জন্য স্কুল মানে, বিশেষ করে বাচ্চাদের জন্য অবশ্যই আমার মনে হয় না যে অনলাইন যদি কোনো প্রয়োজন না পড়ে আনার দরকার নাই। স অফলাইনেই ক্লাস হওয়া উচিত, স্কুলে যাওয়া উচিত, এনগেজ থাকা উচিত, যখন না বাসার বাইরে বেরোবে তখন দুনিয়াটাকে ভালোমতো বুঝবে, মানুষজনকে কীভাবে ডিল করতে হয় বা মানুষ কীভাবে ব্যবহার বা আচার-আচরণ এগুলো তো আমাদের স্কুলও শেখায়। তো স্কুলে যাওয়াটা স্কুলে বাচ্চাদের যাওয়াটা খুবই দরকার আছে। তবে আমার মনে হয় যে আমরা যারা আসলে অনেকখানি লাইফ শেষ করার পর আবার মনে করতেছি না আরেকটা স্কিল ডেভেলপ করা লাগবে সেই ক্ষেত্রে আমার জন্য অনলাইনটা সুবিধা হচ্ছে। এটা আলাদা বিষয়।
হুম। হ্যাঁ। হুম। হ্যাঁ। হুম। হ্যাঁ। হুম। হ্যাঁ সেটা তো অবশ্যই। হুম। হ্যাঁ অবশ্যই। এ আমার মতে দেখা যাচ্ছে যে ইন্টারমিডিয়েট পর্যন্ত আ আপনার কোন ধরনের অনলাইন ক্লাসেরই দরকার নাই।
স্কুল-কলেজ। না, না স্কুল কলেজ কেন শুধু? সব রকমই, আপনার PhD অবধিও অনলাইন ক্লাস দরকার নাই। কিন্তু আপনি যদি ধরেন এক্সট্রা কোনো একটা স্কিল ডেভেলপ করতে চান বা আপনার সময় নেই হ্যাঁ, আপনার সময় নেই বা আপনি ওই যে আ বললাম না একদম ও একটা গ্রাম অঞ্চলে থাকেন সেখান থেকে আসলে পড় পড়তে চান। সেটা যেই লেভেলেরই হোক না কেন, প্রাইমারি লেভেল থেকে PhD লেভেল সব লেভেলেই আসলে ওই সুবিধাগুলো আসলে থাকুক, এটাই বলতেছিলাম। তো উম এই তো আশা করি আমার আসলে অনলাইন শিক্ষায় খুব খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। তো আশা করি আরো ভালোই লাগবে। আর বাচ্চাদের জন্য আশা করি তারা অফলাইনে আরো বেশি এনগেজ থাকুক, সবরকম শিক্ষায় যারা যেন ই করুক আপনার মানে শিক্ষাটা মানুষ হিসেবেও ভালো হোক, পড়াশোনাতেও ভালো হোক। এই শুভকামনা রইলো। আপনার সাথে কথা বলে ভালোই লাগলো। আ আপনার দিন ভালো যাক। আশা করি।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ এক্সট্রা কারিকুলাম শিখতে গেলে লাগবেই। হুম। হুম। এ হ্যাঁ। হুম। হ্যাঁ। ধন্যবাদ। আপনার সাথেও কথা বলে ভালো লাগলো।
হ্যাঁ, অনেকগুলো আসলে ডিসিশনে আমরা আসতে পারলাম আসলে কোনটা সুবিধা, আসলে কোনটা অসুবিধা। ভালো লাগলো, ধন্যবাদ।
<chuckles> ধন্যবাদ।